এহ আচ্ছা। আমার ক্ষেত্রে যেটা হয় যে, আমি যখন বলতে পারি বিষয়গুলো হ্যাঁ, নিজের যতগুলা কষ্ট রয়েছে বা সারাক্ষণ স্ট্রেস এর মধ্যে থাকার পরে আমার ভিতর দিয়ে কি যাচ্ছে। এটা যখন আমি বলতে পারি, তখন মনে হয় যে আমার stress relief টা relief হচ্ছে। বরং অন্য কেউ আমাকে কী বলল ওইটা কিন্তু হচ্ছে গিয়ে হয়তো তাৎক্ষণিক আমার লা মানে লাইফ এ আসলে কোন effect করতেছে না। কারণ আমি তো আসলে মানে আ ওই কাজগুলো তো বাদ দিতে পারতেছি না। তো আপাতত আমি যেটা করতে পছন্দ করি যে, না আমি আসলে বলতেছি এবং হ্যাঁ, হইতে পারে। ঐটার কিছু টুকটাক সমাধান কেউ দিতে পারে। যে না নি ওমা হয়তো আমাকে বলে, আমার প্রিয়জন আমাকে বলে, যে আ তুমি একটু রেস্ট নাও, একটু ঘুমায়ে উঠো। বেশি খারাপ লাগছে তোমার বা আমি শুকায় যাচ্ছি, না কি হচ্ছে, এসব কিছু বলে। তখন আরকি নিজেকে মানে আলাদা করে একটু চেষ্টা করি যে, না এটা করে দেখার চেষ্টা করি। কিন্তু তবে যেটা হয় যে, আমি তো জানি যে আমার ultimately মানে দৈনন্দিন রুটিন তো এটাই। এটা করতেই হবে। আমার stress তো এটা আসবেই আবার কালকে। তো ওই জিনিসগুলার সামনে আমি বলি। তখন মনে হয় যে না আমি আসলে যা, যা, নিজের মধ্যে কষ্টগুলা জমানো ঐটা বলতে পেরে একটু শান্তি লাগে আরকি।
আচ্ছা। হুম। হুম, হু। কি হবে। একদম। আচ্ছা। মানে আপনার দিক থেকে আপনি হচ্ছে যে যতটুকু বলে হালকা হতে পারেন, ততক্ষণই আপনার হ্যাঁ, মানসিক stress টা অনেকটুকু কমে যায়। তো আপনি বলছিলেন, যে আপনার প্রিয় মানুষ আপনাকে বিভিন্ন ভাবে take care করে যখন আপনার মধ্যে এ ধরনের stress হয়। তো এই যে প্রিয় যে আরো আ যে মানুষেরা থাকে ধরুন বাবা-মা থাকে, পরিবার থাকে তারা হ্যাঁ, তখন কি আ তারা আপনাকে এভাবে শান্ত হওয়ার জন্য, ধরুন মানুষিক ভাবে খুব stress তারাও বুঝতে পারছে। আ প্রিয় মানুষ তো আছেই। সে তো যথ যতটুকু সম্ভব আপনাকে সে ব্যাপারে হেল্প করে। অ্যা কিন্তু অন্য যা পরি অন্য যারা আছে পরিবারের মানুষরা। তখন আপনার যে মানসিক stress টা যখন হয়, তখন ঠিক কীভাবে সাহায্য করে? ওরা কি কথা বলে বা সময় দিয়ে সাহায্য করে? নাকি আপনাকে আসলে একদম একা থাকতে দেয় সেই মুহূর্তটাতে?
ব হালকা হতে পারি। হ্যাঁ। কমে যায়। অবশ্যই। <chuckles> হ্যাঁ। বাবা-মা র‍য়েছে, হ্যাঁ। <chuckles> চি উহু। জ্বী। এহ হ্যাঁ।